আ আমি সেটা সীমাটা রাখি কোন দিক থেকে বলব জানেন? যদি কেউ দেখা যায় যে হাসব্যান্ড উইফ, হ্যাঁ? তাদের মধ্যে যখন কোন উম দ্বন্দ্ব লাগে, সেই ঘটনাগুলো আমি কখনোই শুনতে চাই না। সে আমার যত আপনজনী হোক। আমি এমনকি আমার ভাই বোনদের কাছেও বলি যে, "না, তোমাদের উম অ্যা দাম্পত্য জীবনের কি হচ্ছে? সেগুলো কিন্তু তুম হ্যাঁ, আমাকে এসে বলবে না কখনো। এটা যার, যার একদম পার্সোনাল লাইফ। তোমাদের নিজেদেরকে এটা যেভাবেই হোক, এটাকে সমাধান করতে হবে। সেখানে ৩য় কোনো ব্যক্তি কখনোই যেন না ঢোকে।" সেটা আমার ভাই বোন হোক, আমার বন্ধু হোক, যেই হোক বা নিজের লাইফ এরও যদি আমার দাম্পত্য জীবনে যদি কোনো প্রবলেম হয়, আমি সেটা কাউকেই জানাবো না। কারণ এটা সম্পূর্ণ আমার পার্সোনাল লাইফ এর। সেটা আমি শুধুমাত্র, আ মানে আমার নিজেকেই ঠিক করতে হবে বা যার জীবনে হবে সে তাকেই ঠিক করতে হবে। তো এরকম যদি কেউ দাম্পত্য জীবন নিয়ে কোন রকমের কথা আমাকে বলতে আসে, সেক্ষেত্রে আমি একটা বাউন্ডারি ক্রি মানে সেট করে ফেলি, যে না, এই এ হ্যাঁ, "এই কথা আমি শুনব না বা এর বাইরে যদি কোনো কথা থাকে, তাহলে বলতে পারো।" কারণ দিনশেষে কি হবে জানেন তো? মানে আপনি যদি কোন হাসব্যান্ড-উইফ এর মাঝখানে কোন একটা কমেন্ট করেন, দিনশেষে কিন্তু ওই হাসব্যান্ড-উইফ এক হয়ে যাবে <chuckles> হ্যাঁ। মাঝখান থেকে আমি শত্রু হয়ে যাব। সেটাই।
জ্বী। হুম, হুম। শুনতে চান না, আচ্ছা। পার্সোনাল বিষয়। হুম, হুম, হুম। আচ্ছা। না ঢোকে। বন্ধু হোক, যেই হোক। হু, হু, হুম। হুম, হুম। আচ্ছা। সেট করে ফেলবে। জ্বি। হ্যাঁ, দি আপ হ্যাঁ, ওরা ছা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি আসলে মাঝখান দিয়ে সবসময় মানে হ্যাঁ, হ্যাঁ। তো এইটা তো আসলে এ মানে আপনি বললেন, খুব ভালোভাবে আপনার সীমার যে বিষয়টা। তবে এক্ষেত্রে বন্ধু-বান্ধবের সাথে মানে কিরকম সীমাটা নির্ধারণ করা যায়, বা বন্ধু-বান্ধব এর সাথে ধরেন কিভাবে ওই নিরাপদে কথা বলার যে একটা বিষয়, সেটা কিভাবে করা যায়? অথবা ধরেন প্রফেশনাল ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কিভাবে সেটা করা যায়?
হুম। প্রফেশনাল ক্ষেত্রে তো উম কখনোই গোপন বা কোনো কথা কাউকে বলা উচিত ন প্রফেশনাল ক্ষেত্রে কেউ নিরাপদ না। কখনো না, ক মানে এটা আমি কখনোই ভুলেও করব না। আর বন্ধু-বান্ধবদের ক্ষেত্রেও আমি নির্বাচন করার চেষ্টা করি যে, আসলে কাকে বলা যাবে, ওটা ভেবে এরপরে তাকে বলি। মেক্সিমাম ক্ষেত্রেই বলি না। যেটা আমি বললাম যে, আমি আমার আপন মানুষ ছাড়া কাউকে আসলে আমার গোপন কথাগুলো কাউকে বলি না। এটাই ফলো করি।
<chuckles> বলা দরকার নেই। ঠিক। না, না। <chuckles> করবেন না। কাও কাকে বলা যাবে আচ্ছা। বলেন না। আচ্ছা, আচ্ছা। না, না, এটা বেশ ভালো একটা বিষয়। আপনি ১ম থেকেই আসলে যেভাবে মানে বলছিলেন যে, কথা বলার নিরাপদের যে বিষয়টা, এবং আ আপনি কিভাবে আসলে মানুষের সাথে কথা বলেন, সীমার যে বিষয়টা এটাও তুলে ধরলেন, এবং আ অন্যরা আসলে কিভাবে বলা উচিত এবং শেষে যে প্রফেশনাল ক্ষেত্রে যে একদম বলা উচিতই না, এইব এটা যে আসলে সুন্দর করে বললেন, এর জন্য না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু আসলে জানা গেল।
<chuckles>